জী, আপনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। এবং আমার কাছে মনে হয় কী যে, এই যে কী বলে, সময় manage করার যে, আপনি যেমন এত সুন্দরভাবে আপনার সময় আ ব্যবস্থাপনা করতে পারছেন, কিন্তু আসলে এটা আমার মনে হয় স্কুলজীবন থেকেই মানে সকল ছাত্র-ছাত্রীদেরকে শেখানো উচিত। কারণ এই জিনিসটা কিন্তু কখনো আমাদেরকে শেখানো হয় না। আমরা যখন কর্মক্ষেত্রে আসি, কোনো কাজ করি, তখনই দেখা যায় যে আসলে এই জিনিসটা উপলব্ধি করি, যে এই দক্ষতা আসলে আমাদের তৈরি করতে হবে বা এই দক্ষতার একটা gap আছে। আপনার কী মনে হয়?
হুম। হুম। হুম। হুম। হুম। জী, আসলে ঠিকই বলেছেন। আমাদের দেশে এই সিস্টেমটা নেই। আমরা ওই পড়ার ভেতরেই থাকি, প কিন্তু টিচাররা ওইভাবে কিন্তু শেখায় না আসলে যে কতটা মনোযোগ সহকারে এই সময় ব্যবস্থাপনা করাটা উচিত। হ্যাঁ, বাইরের দেশে কিন্তু করে। বাইরের দেশে কিন্তু সবসময় এটা শিখিয়ে দেয় যে, যে কাজটা করবা, সেটাই করবা। সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কাজ করতে যাবা না। তাহলে মনোযোগ আর ধরে রাখতে পারবা না। এটাই শেখায় বাইরে। হুম।
জী, জী, জী। জী। জী, জী, জী। জী। আর এখনকার আসলে এখনকার generation এর মধ্যে একটা অনেক বড় problem কী যে, মনোযোগ ধরে রাখা। এই যে দেখেন, social media প্রত্যেকটা ভিডিও reels ১৫ সেকেন্ডে। আমরা কিন্তু এখন আর আগে যেমন ১০ মিনিট, ১৫ মিনিট আর একটা ভিডিও দেখতাম। এখন কিন্তু মানুষের ওই ধৈর্য আর নেই যে একটা ১০ মিনিটের ভিডিও দেখব, ১৫ মিনিটের ভিডিও দেখব বসে, বসে। এট জী, জী, জী। আমার মনে হয় এটাও হলো যে সময় ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে মনোযোগটা ধরে রাখা।
হুম। হুম। হুম, একদমই ঠিক বলেছেন। হুম।

জ্বী, জ্বী, জ্বী। আপনার সাথে আমি সম্পূর্ণ সহমত। আমিও আমি যেটা নরমালি করি যে আ আমরা, যে আমাদের কাজগুলা থাকে যে কাজগুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আগে করার চেষ্টা করি। আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু পিছের দিকেই দিই। কিন্তু আমাদের অনেক সময় এমন প্রবলেম হয়ে যায় যে গুরুত্বপূর্ণ কাজ একদম ডেডলাইন এর কাছে চলে আসে। তখনই আসলে কর্মজীবন একটা সমস্যা হয়ে যায়। কারণ আমরা যতই চেষ্টা করি কাজের পরিমাণ যদি বেশি থাকে তখন আসলে ওইটা সময় দিয়ে আমরা আসলে মেনেজ করা খুব আমাদের জন্য কঠিন হয়েছে।
উম। উম। হুম। জ্বী। উম। আচ্ছা, আচ্ছা। উম আসলে
ওই একটা পরিস্থিতি মনে হয় সবথেকে মানে কঠিন একটা জায়গা তৈরি করে। যেকোনো কাজ শেষ করা সময়ের মধ্যে।
হুম। চলেই তাই। মানে তখন একটা বেশি চিন্তা থাকে, বিশেষ করে অফিসিয়াল কাজগুলোই আমার মনে হয় এরকমটা হয় যে এটার ভেতরে
জ্বী, জ্বী। জ্বী, আমার তো গতকালকেই একটা ঝামেলা হয়েছে এরকম যে আমাকে ৩ জন নক দিতেছে একটা কাজের জন্য মানে ৩জনের ৩ টা কাজ আরকি। তো কিন্তু একই জিনিসের। তো এখন ৩ জনকেই আমার সময় দিতে হবে কিন্তু আমার কাছে আর আসি হল 1.5 ঘন্টা। তো এখন আমি 1.5 ঘন্টায় কাকে দিব। তো এই, এই যে এই ঝামেলাগুলো তো পরে আমি একজনকে বুঝালাম যে ভাই আজকে আসলে খুব ঝামেলা যাবে আপনি কালকে আমার সাথে বসেন। তো এই যে এটি আ টাইম যখন মাল্টিপল মানুষকে সময় দিতে হয় তখন যে আসলে আ সবথেকে বেশি সমস্যাটা হয়। সবাইকে আ ঐযে সঠিক যে একটা অ্যাটেনশন থাকে ওইটা দেওয়া যায় না।
হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। হুম।

হুম, এটা সহজ হতে পারে, আপনি যদি সহজভাবে নেন। এটা মনের পরেও নির্ভর করে কিন্তু আমি বলব হ্যাঁ? দেখা যাচ্ছে অনেক সময় কি একটা কাজ দেখে হঠাৎ করে আমরা ভাবি, আরে এ আমার দ্বারা হবে না হ্যাঁ? তো এ পারব না। ভীষণ কঠিন। হ্যাঁ, তো কিন্তু তাও আপনি কাজটা করতে গেলেন। তার মানে আপনার মনোযোগ কিন্তু ওই ১ম এই হয়ে গেছে যে এটা আমার দ্বারা খুব ভালোভাবে হবে না। তো সেটা করতে কিন্তু আপনার অনেকটাই টাইম লাগবে এক্ষেত্রে আমি বলব। কারণ একটা আলসেমিও লাগে হ্যাঁ। কিন্তু যদি মানে খুব ভালো এনার্জি থাকে, তো ভাববেন যে আপনি কাজটা সহজেই করতে পারবেন।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তখন আরো কিন্তু এটা দেরি হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। আপনার সাথে আমি এটায় সহ জ্বী। আচ্ছা, আচ্ছা। আচ্ছা
আচ্ছা, আচ্ছা এটাই উম হুম।
আপনার সময় এই যে আপনার মতে, সময় ভালোভাবে মেনেজ করতে আমরা কী, কী করতে পারি? যেটা আসলে আমাদের অ্যা সময় মেনেজ করার যোগ্য মানে দক্ষতাকে আরো বাড়িয়ে দিবে?